আসলে বিগত বেশ কয়েকদিন ধরে আমি অ্যা খুব ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছি। আমার সামনের দিনগুলোও অ্যা একটু বেশি কনজাস্টেড হবে। আমি হয়তো অ অনেক কাজের মাঝে থাকবো বা আর কাজে অবশ্য বাধ্য হবো বলা যায় কাজ করতে।
আচ্ছা।
তো এসব কাজের মাঝেও না আমার বাড়তি একটা দুশ্চিন্তা আমাকে যেন জেঁকে বসেছে। আমি অ্যা বুঝতে পারছি না, আসলে বিষয়টা নিয়ে কি করা উচিত। অ্যা এখন কেউ যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে আমার অনেক উপকার হতো। আপনি কি আমাকে এ বিষয়ে একটু সাহায্য করতে পারেন?
আচ্ছা। অ্যা জি অবশ্যই। আমি কিন্তু বুঝতে পারছি আপনার কথা শুনে যে, আপনি হয়তো কোনো একটা আ এমন পরিস্থিতিতে আছেন যেটাতে আসলে আপনি বেশ একটু হতাশ এবং আপনি আসলে বুঝতে পারছেন না যে, আপনার কোন পথে আগানো উচিত। তো, আ আমি আসলে অবশ্যই আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু আ আপনি কি তার আগে আমাকে একটু অ এই বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলতে পারবেন যে, কেন আসলে আপনার হঠাৎ করে এত চাপ কাজ করছে বা খারাপ লাগা কাজ করছে?
আহ! আসলে বিষয়টা অনেক জটিল আর বিস্তৃত। আমি তাও সম্পূর্ণ বিষয়টা আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আ আসলে আমার আ সেমিস্টারের ফাইনাল উইক চলছে, হ্যাঁ? আমার ১ আ সপ্তাহ পরেই আ ফাইনাল পরীক্ষা শুরু হবে। তো এখনকার সময় যেটা হয়, আ সবাই আ পড়া জমিয়ে রেখে একটু শেষ দিকে পড়তে ভালোবাসে। তো, আমিও এটার আসলে ব্যতিক্রম না। আমারও প্রচুর পড়া জমে গেছে। এখন আ আমার আসলে পড়তে হবে। পড়তে বসতে হবে। কোনো উপায় নেই। তবে পরীক্ষার পড়ার সাথে এখন কিছু অ্যাসাইনমেন্ট যুক্ত হয়েছে আমার, হ্যাঁ? কিছু ডেডলাইন আছে। এটা আসলে আমাক
ওকে। আচ্ছা। হু, জি। আচ্ছা।
কে আ খুব বেশি আ বিড়ম্বনায় ফেলছে। আমার যদি শুধু পরীক্ষা থাকতো বা যদি শুধু অ্যাসাইনমেন্ট থাকতো তাহলেও বিষয়টা হতো। আমি পড়াশোনার সাথে আ একটা ছোট চাকরির সাথেও জড়িত আছি। এখানে প্রতিদিনই আমাকে সময় দিতে হয়। পড়াশোনার পাশাপাশি ২ থেকে ৩ ঘন্টা আমাকে সময় দিতে হয়, রাতের বেলা। তো, আমি আসলে বুঝতে পারছি না। এখন এই মুহূর্তে আমি আ কিভাবে নিজেকে সামলিয়ে নিয়ে
বুঝতে পারছি।
বা কিভাবে আমার লেখাপড়া বা এবং আ চাকরির বিষয়গুলো যথাযথভাবে পালন করে নিজের যত্নটা নিবো? এ আ এই সমস্যাটা আসলে এখন মনে হচ্ছে আমার। তবে আমি এটা প্রায় প্রত্যেক সেমিস্টারের শেষ দিকে আসলে ফেস করি। যেমন, আ গত সেমিস্টারেও আমার আ এত বেশি খাটুনি গিয়েছিল যে, সেমিস্টার শেষে আমি চোখ পরীক্ষা করে দেখি। আমার আ চোখের পাওয়ার অনেক কমে গিয়েছে। আমার চশমার পাওয়ারটা বাড়াতে হয়েছিল। তো, শেষ দিকে অনেক স্ক্রিন ব্যবহার করা হয়। এই চাকরি, পড়াশোনা ২ ক্ষেত্রেই। তো, আসলে বুঝতে পারছি না যে, কি করবো? আমার আ self-care রুটিনটা আসলে কিভাবে সাজাবো? যেন আমি আমার নিজের কাজও করতে পারি। আবার আ আমার স্বাস্থ্যও যেন ঠিক ভালো থাকে।
বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আসলে আপনি যেভাবে বললেন আ যে, এবং আপনি শুরুতেই যেটা বললেন। যে, আ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যে, কাজটা করে থাকে। যে, পড়াটা জমিয়ে রাখে এবং দেখা যায় যে, পরীক্ষার আগে সেটা নিয়ে খুব তোলপাড় করে পড়াশোনা করতে থাকে। এইটা কিন্তু এই সিনারিওটা তো কিন্তু খুবই কমন এবং মোটামুটি আপনি যেভাবে বলেছেন যে, করে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট। আসলে কিন্তু তাই হয়। কিন্তু ব্যাপারটা কি জানেন? এইযে আপনি যে, অনিয়মিত পো মানে এভাবে পড়াশোনাটা করেছেন, মানে ঠিক সময়টা ঠিক সময় পড়েননি। এই ফলে যে, আপনার একটা বিশাল চাপ হয়ে গেল পরীক্ষার আগে। এটার জন্য কিন্তু দেখেন আপনার কতগুলো আ সমস্যা হয়ে গেল। আপনাকে মানসিকভাবে একটা চাপ নিতে হচ্ছে, শারীরিকভাবে চাপ নিতে হচ্ছে। আপনার দেখেন আবার আপনি যেটা বললেন যে, আপনার চোখেও একটা সমস্যা হয়ে গেছে। আ বেশি অতিরিক্ত স্ক্রিনের ব্যবহারের জন্য। তো, এইটা কিন্তু সম্পূর্ণই হয়েছে রুটিন না মানার জন্য এবং সময়ের কাজটা সময়ে না করার জন্য। আপনি যদি সময়ের কাজটা সময় করতেন। তখন কিন্তু আসলে আপনার এই এত অতিরিক্ত চাপ নিয়ে আপনার নিজেকে কষ্ট দিয়ে এভাবে করে আপনাকে কাজগুলো করতে হতো না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে। আপনি যদি নিজের রুটিনটা, এখন থেকে প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়ে ফেলেন। এ তখন আ আপনার হয়তো এই বিষয়টা আম আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আর যেটা বললেন যে, আপনি যেহেতু একটা চাকরিও করছেন। তো চাকরি তো আসলে চাকরির মতো করে করতেই হবে। ওখানে তো আসলে তেমন কিছু বলার নেই। আ যেটুকু করার কিন্তু রুটিনে যদি আপনি ব আপনার অন্য কাজগুলো এনে ফেলতে পারেন। তাহলে কিন্তু আ তখন জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। আর আশা করছি তখন আপনার খুব বেশি একটা সমস্যাও হবে না। আপনি কি এভাবে রুটিন মেনে কখনো কাজ করার আ দিকে চিন্তা করেছেন?
হ্যাঁ। হ্যাঁ। আহ আসলে আমি চেষ্টা করেছি কিছু রুটিন মানার জন্য। তবু আমি বলতে চাচ্ছি যে আসলে আমার পূর্বের কিছু গাফিলতি ছিল। আমার কাজ করা গুলো, আমি আমার দায়িত্বগুলো হয়তো যথাযথভাবে পালন করতে পারছিলাম না। এজন্য হয়তো এখন আমার কাজের চাপ বেশি হয়ে গেছে এবং আমি বুঝতে পারছি না আমি কিভাবে এখন নিজেকে সামলাবো? বা নিজের আ চাকরিটা সামলাবো বা নিজের লেখাপড়া সামলাবো। আচ্ছা আমি আ ভেবে দেখছি। আ আমি যদি কোনোভাবে আমার আ চাকরি থেকে আ কয়েকদিনের জন্য ছুটি নিতে পারি। যেহেতু আমার ৭ দিন সময় আছে। আ এটা কি আমাকে কোনো একটা আ ভালো ফল এনে দিতে পারে? আমার মনে হয় আমার কাজের চাম চাপটা এতে অনেক কমবে।
আচ্ছা। বুঝতে পারছি। জ্বি। আচ্ছা। হ্যাঁ অবশ্যই আপনি যেহেতু ১ম এ বললেন যে আপনার ফাইনাল উইক চলছে। মানে ফাইনাল উইক শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এই সময় যদি আপনার পক্ষে সম্ভব হয় যে আপনি চাকরি থেকে কিছুদিনের জন্য ছুটি নিতে পারলেন, তাহলে কিন্তু জিনিসটা আপনাকে আসলেই ভালোভাবে সাহায্য করবে। যেহেতু আপনার পড়াশোনাটাও আপনি বললেন যে একটু কম করা হয়েছে। তো অনেকটাই পড়াশোনা পড়ে আছে সেটার দিকেও আপনাকে একটু মনোযোগ দিতে হবে। তাহলে অবশ্যই আপনি যদি সেই সম্ভ মানে সেই সুযোগ থাকে যে ছুটি নিতে পারবেন। অবশ্যই একটু ছুটি নিয়ে দেখেন। তাহলে আপনার এটলিস্ট ওই কাজের চাপটা থাকবে না। আপনি মনোযোগটা ফুল আ মানে ফুল ফোকাসটা আপনি পড়াশোনায় দিতে পারবেন। এবং আ আশা করছি আপনার আ রেসাল্টটাও হয়তো ভালো হবে। তো অবশ্যই আপনি কিন্তু এটা করেই দেখতে পারেন।
আচ্ছা, আমি অবশ্যই এটা করে দেখার চেষ্টা করব। তবে এখন যেহেতু আ আ সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর বেশি দিন বাকি নেই। আমার মনে হয় আমার এখন একটা খুব আ স্ট্যান্ডার্ড একটা রুটিন ফলো করা উচিত। যেখানে আমার লেখাপড়াটা যেমন গুরুত্ব পাবে, তেমনি আমার আ স্বাস্থ্য। যেহেতু আমি আ কিছুটা অসুস্থ, এই স্বাস্থ্যটাও যেন একটু ব গুরুত্ব পায়। তো এভাবে কি কোন রুটিন করা যায়? বা আ করলে আসলে কিভাবে করা উচিত? একটু যদি আমায় পরামর্শ দিয়ে সাহায্য করতেন এই বিষয়ে।
হু, হু। ঠিক। জ্বি অবশ্যই। রুটিন অবশ্যই করা যায় এবং রুটিন করে নেওয়াটাই আপনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হবে। আপনি কিন্তু আ নিজের রুটিন অ্যা যদি করতে পারেন সেটা খুবই ভালো হয়। আর যদি সেটা না হয় তাহলে আপনি কিন্তু এখন AI এর যুগ AI নি এর মাধ্যমেও কিন্তু একটা রুটিন বানিয়ে নিতে পারেন। আপনি কিন্তু AI কে যদি বলে দেন, যে আপনার এম অ্যা মানে আপনার পড়াশোনার স্কেডিউলটা কি এবং কি, কি পড়তে হবে এবং অ্যা আপনার পরীক্ষার রুটিনটাও বলে দিলেন। এবং এর সাথে ওকে বলে দিলেন যে আপনার খাওয়া, ঘুম, গোসল এই জাতীয় কাজগুলোকে যাতে এই আপনার এই রুটিন এর সাথে সে ইনকর্পোরেট করে দেয়। তখন কিন্তু ও সুন্দরভাবে এই জিনিসগুলোকে প্রত্যেকটা কাজ আপনি কখন করবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত করবেন। সুন্দর একটা রুটিন আপনাকে করে দিবে। এবং এই, সেই রুটিন ফলো করলে, আশা করছি আপনার হয়তো লাইফটা ইজি হবে এবং আপনি হয়তো সবদিকেই মোটামুটি ব্যালেন্স করে আ ভালোভাবে পড়াশোনার প্রিপারেশনটা নিতে পারবেন।
হু। আচ্ছা। আচ্ছা। আ খুবই ভালো বলেছেন এটা। আমি আ AI এর কাছ থেকে এ বিষয়ে একটু হেল্প নেয়ার চেষ্টা করবো। আমি আমার সমস্যাগুলো বা আমার কনসার্ন গুলো তাকে জানাবো। আমি কি, কি চাই সেগুলো যদি তাকে বলি তাহলে আমার মনে হয় AI আমাকে ভালো একটা সমাধান হয়তো দিতে পারবে। তবে আ শারীরিক অ্যা সমস্যাটার সাথে আমার আসলে আ কিছু মানসিক সমস্যা হয়। ফাইনাল উইক এ বা পরীক্ষার সময়। আ আমা আ আমি আ শেষ দিকে অনেকটা প্যানিক এ থাকে ভুগি হ্যাঁ? দেখা যায় আমার শরীরের তাপমাত্রা অনেক কমে যায়। আমার আহ হাত পা কাঁপতে থাকে। আ শরীরের লোম দাঁড়িয়ে যায়। আ বা আমার যেটা কাজ পড়াশোনা সেটা আর আসলে হয়ে ওঠে না। হ্যাঁ? দেখা যায় আমি আতঙ্কিত হয়ে পড়ি। আ কোনো কাজই আসলে করতে পারি না। তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আমি কী করবো? আমার এটা থেকে যদি বের হতে চাই এখন, আমার তো আ বের হতে হবেই অবশ্যই। কারণ এখন তো এমন হলে আমার জন্য মানে আমার রেজাল্ট খারাপ হবে, আমার আ ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। তো এটা থেকে আসলে আমি মুক্তি চাচ্ছি। আমি এ এখান থেকে বের হওয়ার জন্য কি করতে পারি?
জি। আচ্ছা। বুঝতে পারছি। জ্বি। আসলে ব্যাপারটা কি? আপনার কিন্তু এইযে প্যানিক অ্যাটাক এর ব্যাপারটা ঘটছেই। কারণ আপনি অতিরিক্ত চাপ নিচ্ছেন একটা নির্দিষ্ট সময়। আ এবং সেটা অবশ্যই হচ্ছে। আপনি ব আগে আসলে রুটিন মাফিক চলেননি। সেই কারণেই কিন্তু আপনাকে এখন হচ্ছে চাপটা নিতে হচ্ছে। তো এই বিষয়গুলোকে যদি আপনি এড়াতে চান অবশ্যই আপনার ১ম এই একটা রুটিন ফলো করতে হবে ভালো ভাবে। যেটাতে আপনার আসলে পড়াশোনাটা নিয়মিত থাকবে এবং পড়াশোনাটা নিয়মিত থাকলে তখন কিন্তু আপনি আর পরীক্ষার আগে এরকম প্যানিক করবেন না। কারণ তখন আপনার মাথাটা ঠান্ডা থাকবে। আপনি জানবেন যে আপনার পড়াশোনা সব কমপ্লিট। কোনো ঝামেলা নেই। আপনি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন। তখন দেখবেন যে আপনার আর এই জাতীয় সমস্যাগুলো হচ্ছে না।
আচ্ছা, আচ্ছা। ভালো বলেছেন। আমি চেষ্টা করবো যে আমার আ self-care রুটিনের উন্নয়নের মাধ্যমে আমার আ পরীক্ষার শেষের দিকে যে প্রেশারটা থাকে সেটা অনেকটা কমিয়ে ফেলতে। তবে এখানে আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই। আ যেহেতু আমার আ সমস্যাটা psychological এবং আমি অনেকদিন ধরে এই সমস্যাটায় পড়ছি। আমি কি আ এটার জন্য কি আ প্রফেশনাল কোনো মানুষের সাহায্য নিবো? আমি কি কোনো লাইফ কোচ বা psychologist এ ধরনের মানুষের কাছে কি যাবো?
উম আপনি যদি সেটার প্রয়োজনীয়তা মনে করেন, তাহলে অবশ্যই সেখানে আপনি যেতেই পারেন। কোনো বিশেষজ্ঞের সাহায্য আপনি নিতেই পারেন। আ কিন্তু আমার কাছে যেটা আপনার কথা শুনে মনে হলো যে আপনি প্রাথমিকভাবে যদি আ কেবল রুটিনটার উপরে ফোকাস করেন। হয়তো আপনার ক্ষেত্রে এটা কাজে লাগবে। এবং আপনি রুটিনটা ফোকাস করার পরে যদি দেখেন তারপরও আপনার এই সমস্যাটা আ রয়ে গেছে তখন কিন্তু আপনি একজন অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন, এবং তার পরামর্শ অনুযায়ী আগাতে পারেন।
হুম। আচ্ছা। আ আপনি খুবই ভালো পরামর্শ দিয়েছেন আমাকে। আ আপনার সাথে কথা বলে আমি অনেক হালকা অনুভব করছি। এর আগে হয়তো আমি আ বিষয়গুলো নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম। কিন্তু সত্যি আপনার সাথে কথা বলে আমার অনেক হালকা লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। আ আমাকে আপনার সাধ্যমত সাহায্য করার জন্য। আ আমি চেষ্টা করবো আপনার সকল পরামর্শ যথাযথভাবে মেনে চলার জন্য। আর রেজাল্ট আসলে তো এতে ভালো। আর যদি না হয় তাহলে হয়তোবা আমি প্রফেশনালকে আরও সাহায্য নিবো।
আচ্ছা। জি। আ আমিও আপনার জন্য অনেক শুভকামনা করছি এবং আশা করছি আপনার যে সমস্যাটা রয়েছে এটা স খুব দ্রুতই আপনি এখান থেকে আ মুক্ত হবেন এবং আপনার পরীক্ষাও আশা করি এবার খুব ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে।